আচ্ছা এই পরিবার বা সমাজের বিভিন্ন চাপের মাঝখানেও আপনি কিভাবে নিজেকে সামলে রাখেন?
আ দেখেন বিষয়টা হচ্ছে যে এটা আসলে একটা লাইফ স্কিল ই বলা যায়। কারণ মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করতে পারছেন, তখন হচ্ছে আপনার কিছু দায় দায়িত্বই আছে, ঠিক আছে? দেখেন আপনি যদি অন্য প্রাণীদের দিকে তাকান, তাদের কিন্তু কোন চিন্তাভাবনা নাই। সে তার মতো হচ্ছে তার সাইকেল কিরকম? তার সাইকেল হচ্ছে সকালে ঘুম থেকে উঠে। সকালে উঠে না যেকোনো সময় উঠতে পারে। উঠে তার কাজ হচ্ছে একটা শিকার করা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। শিস একটা শিকার করা, খাওয়া আবার ঘুম। এটাই কিন্তু ওদের জীবন। মানে ওদের জীবনে কিন্তু আর কোন complexity নাই। কেউ কিছ য ওদের কাছে কোনো expect করে না, কিছু করে না। জাস্ট খালি খায় আর ঘুমায় আর হচ্ছে মারামারি করে। এটা হচ্ছে ওদের জীবন। কিন্তু আপনি যেহেতু হচ্ছে এক্সাক্টলি। আমাদের যেহেতু আমরা যে সৃষ্টি সেরা জীব। সৃষ্টিকর্তা যেহেতু সেরা জীব হিসেবে বানাইছে, তো দায়িত্ব তো কিছু অবশ্যই পড়বে। সেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার উপর হচ্ছে চাপ প্রয়োগ করে পরিবার আর সমাজ। <scoffs> এইটা হচ্ছে একটা সত্য কথা মানে কঠিন সত্য কথা যেটারে বলা যায়। তো এখন হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে এই চাপের মধ্যে নিজেকে রাখতে
<laughs> আসলেই। জ্বি। হুম। হুম। হুম। <laughs> ওরা সকালেই উঠে। ওদের একটা সুন্দর রুটিন আছে। <scoffs> জ্বি। হুম। এটাই। উম আমরা তো সৃষ্টির সেরা জীব। আমাদের অনেক অনেক কিছু আছে। <chuckles> জ্বি। জ্বি। হুম। এটাই। হুম, হুম।
সবার আগে যেটা করতে হবে যে, আসলে মেইনটেইন করা শিখতে হবে যে, কীভাবে সবাইকে খুশি রাখা যায়? বুঝতে পারছেন? আপনাকে হচ্ছে সবাইকে খুশি রাখতে হবে।
বাহ! সবাইকে খুশি রাখাটা তো একটা ইম্পসিবল এর কাছাকাছি ব্যাপার। তারপরও বলেন <chuckles> অসুবিধা
হ্যাঁ, সবাইকে খুশি রাখা একটা ইম্পসিবল ব্যাপার। এবং আপনাকে সেই ইম্পসিবল ব্যাপারটাই হচ্ছে আয়ত্তে আনতে হবে। আয়ত্তে না আনতে পারলে কিন্তু আসলেই হচ্ছে এটা কোনোভাবেই মানে আপনি সৃষ্টির সেরা জীব হিসাবে দাবি করতে পারবেন না নিজেকে। তো যেক্ষেত্রে আমি যেরকম করি যে আসলে উম অনেক সময় হয় কী? যে আপনাকে এই যে বলেন না যে, "সবসময় আপনি হচ্ছে সবাইকে খুশি রাখতে পারবেন না।" ঐ সময় আপনাকে সবার কাছ থেকে লুকায় যেতে হবে বিষয়টা, ঠিক আছে? মানে সবাই ২ টাইপ করতে পারে। এক হচ্ছে আপনি সবাইকে জানাইতেছেন, সবাইকে খুশি রাখতেছেন অথবা কোনো একটা কাজে কেউ অখুশি হবে তাকে আপনি জানালেনই না।
হুম। জি। আচ্ছা। <scoffs> আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা।
এটা এক হচ্ছে আমি করি আরকি।
কিন্তু তারপর সে যদি জেনে যায়? তাহলে তো আরো আরো হিতে বিপরীত হয়ে যায় না?
আ এক্ষেত্রে আসলে হচ্ছে যে হিতে বিপরীত তো কিছুটা <scoffs> হতে পারে। অনেক সময় হিতে বিপরীত ঘটে। যেমন হচ্ছে যে উম <scoffs> আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটছে। তো সেক্ষেত্রে হইছিল কী? যেমন হচ্ছে যে আমার এমনি হচ্ছে মেডিকেলে পরীক্ষা দেওয়া মানে admission phrase এর কথা বলতেছি আরকি। তো আমার আসলে আ অ্যাডমিশ মেডিকেলে পড়ার কোনো ইচ্ছাই ছিল না। আমি প্রিপারেশনও নেই নাই। তো বাসায় হচ্ছে আসলে বললো যে, "পরীক্ষাটা দিয়ে দ আসার জন্য" ঠিক আছে? তো আমি তো জানি যে, আমি যদি পরীক্ষা দিতে যাই তাহলে হচ্ছে আমি অবশ্যই ফেইল করবো। ফেইল তো করবোই, মানে <scoffs> পাসই করতে পারবো না অহ বলা যায়। তো চান্স পাওয়া তো দূরের কথাই হুম, এখন পরীক্ষা দিতে যে একটা লজ্জার ব্যাপার যে কোনো এক জায়গায় জীবনে এসে ফেইল করে গেলাম, একটা লজ্জার ব্যাপার অবশ্যই। তো সেক্ষেত্রে আমি কী করছি? আমিও সেদিন অ্যাডমিশনে বাসায় বলছি যে, "আস আমি পরীক্ষাতে যাচ্ছি।" কিন্তু আমি আসলে পরীক্ষা না দিয়ে আমি সারাদিনে ঘুরে বেড়াইছি। ঠিক আছে?
উম-হুম। <chuckles> আচ্ছা, তাই নাকি বলেন তো? জি, জি, জি। আচ্ছা। হুম, হুম। <chuckles> নিজের উপরে অনেক আত্মবিশ্বাস। <scoffs> হ্যাঁ। বাহ! হুম।
আমি হচ্ছে পুরো এলাকাটায় ঘুরে বেড়াইছি, পরে সময় মতো বাসায় চলে গেছি। বাসায় যেয়ে বলছি যে, "এই একটা ঝামেলা আরকী, মানে পরীক্ষা দিছি এই ভালো হয় না অতটা এরকম।" ওকে?
আচ্ছা।
তো যখন রেজাল্ট দিছে, ঠিক আছে? রে রেজাল্ট দেওয়ার সময়, এখন আমার মাথায় ছিল যে রেজাল্ট দেওয়ার সময় হচ্ছে আমি রেজাল্টটা চেক করবো, চেক করে যে বলবো যে, "চান্স পাই নাই।" তাইলেই শেষ। কিন্তু দেখা গেলো আসলে হচ্ছে যে রেজাল্টটা যখন দিছে তখন আমার আপু, সে হচ্ছে আমার রেজাল্টটা চেক করে ফেলছে, আমি হচ্ছে ছিলাম না বাসায়। কোনো একটা কারণে বন্ধুদের সাথে আড্ডা দিতেছেন, ছিলাম না বাসায়। তো তারা তো হচ্ছে দেখছে রেজাল্ট হচ্ছে মানে ইয়া আসছে যে ঝামেলা, তো তখন আসলে হচ্ছে যে
তারপর? জি, জি। হুম। হুম, হুম, হুম, হুম। আচ্ছা। হুম। Not appeared, <scoffs> not appeared পরীক্ষায় আসে নাই। আচ্ছা। জি।
আচ্ছা। তো ঐ যে তখন হচ্ছে জেনে ফেলসে। জেনে ফেলার পর হচ্ছে যে, আমার হচ্ছে মানে খুবই মানে ওরা খুবই রাগ করসে আরকি। তো এখন এই যে দেখেন আমি আসলে তাদেরকে জানতে দিতে চাই নাই। তো সেই ক্ষেত্রে আসলে ঝামেলা হচ্ছে এই জায়গায় হয়ে গেসে আরকি। যে আমি জানতে দিতে চাই নাই, তখন হচ্ছে যে জেনে গিয়ে যখন গেসে তখন আরও ঝামেলায় পড়ে গেছি আমি।
হুম। হুম, হুম, হুম। আচ্ছা। <giggles> তারপর কীভাবে, সেই ঝামেলাটা সামলালেন কীভাবে পরে? নাকি কিছুদিন মান অভিমান চললো?
তো ঝামেলায় সামলাইসি যেটা, এইটা হচ্ছে বলা যায় আসলে, উম খুব একটা যে সামলাইতে পারসি এমনও না। পরে হচ্ছে যে আমি বললাম আসলে যে, "আমি যদি পরীক্ষা দিতাম, তাইলে তো আসলে আমি ফেইল করতাম।" তো আমি আসলে চাই। আমি সত্য কথা বলে দিসি আরকি যে, "এই, এই ঝামেলা ছিল, এই জন্য আসলে হচ্ছে যে আমার পক্ষে আ সম্ভব হয় নাই আরকি। মানে দেওয়াটা, দিলে হচ্ছে পরীক্ষা খারাপ হইতো। এখন ধরেন, আমি হচ্ছে একটা পরীক্ষা খারাপ দিলে তখন আমার মন টন ভেঙে যাইত। এই inspiration পাইতাম না। তো এই জন্য পরীক্ষা দেই নাই।" সত্য কথা বলে ফেলসি।
আচ্ছা। জি, জি, জি। বুঝতে পেরেছি। উম আচ্ছা। ভালোই তো বলেছেন। আর আপনার, তারপরে আপনার পরিবার সব মানে ঠিকভাবে মেনেও নিয়েছে।
হুম।
সব মিলিয়ে ভালোই। আচ্ছা, উম
হ্যাঁ, মোট মানসে আসলে। বুঝেনই তো মানে, মানা না মানার একটা মাঝামাঝি।
<giggles> হ্যাঁ, না, না। এখন তো আর তখন তো আর সময় নেই। যা, যা হওয়ার হয়ে গেছে। তো ওরাও তো পরিবার, ওরাও তো বুঝে সাপোর্টই দিবে। সবসময় পাশেই থাকতে চায় দিন শেষে।
হ্যাঁ, হ্যাঁ। কিছু করার নাই। এটাই আরকি। অ্যা তারপরেও তো হচ্ছে যে হ্যাঁ, তারপর হচ্ছে আমি যেটার preparation নিচ্ছিলাম, ইঞ্জিনিয়ারিং, তো তারপর হচ্ছে ধরেন সেটায় আমার একটা ভালো রেজাল্ট আসলো, তো যার কারণে আসলে পরে আর এটা নিয়ে তেমন একটা ঝামেলা হয় নাই আরকি। তো এরকম situation এ যদি হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যে এক জায়গায় যখন আপনি হতাশ করে দিসেন, অন্য জায়গায় হচ্ছে এটাকে ক্ষতিপূরণ, compensate করতে করা শিখতে হবে।
জি। হুম, হুম। এটা যদি খারাপ হতো, তাহলে আরও হতো। জি। আচ্ছা।
ঠিক আছে?
হু। আপনার স্ট্র্যাটেজি গুলা খারাপ না। যে ১ম এ সবাইকে খুশি রাখা, অ সবাইকে যখন খুশি রাখা যাচ্ছে না তখন লুকিয়ে ফেলা। সেটাও যদি ধরা পড়ে যায় তখন আরেকটা কমপেনসেশন। সুন্দর উম থ্রি পয়েন্ট স্ট্র্যাটেজি হ্যাঁ।
<scoffs> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখান কা এছাড়া তো আর কিছু করার নাই কারণ যেমন এখানে কিন্তু আরো ঝামেলা আছে, যে আসলে অ্যা আমি কিন্তু আমার actual যেটা ইচ্ছা ছিল। যেমন আমার কিন্তু ইচ্ছা আসলে হচ্ছে যে আ ইঞ্জিনিয়ারিং ছিল না। আমার নিজের ইচ্ছা ছিল হচ্ছে যে আমি একটু একটা tourism নামে একটা subject আছে। tourism এর subject নিয়ে পড়বো। আমি হচ্ছে দেশ-বিদেশ ঘুরে বেড়াবো। তো এই যে দেখেন যে পরিবারের চাপে কিন্তু অনেক সময় নিজেকে সামলানো যায় না। মানে নিজেকে নিজের মত করে রাখা যায় না। এটা কিন্তু স্বাভাবিক কারণ আমি যদি এখন হচ্ছে যে, ওই subject এ পড়তে চাই তাইলে কিন্তু আমারে মানে পরিবার থেকে accept করবে না। সমাজ তো আছেই, সমাজ সমাজে চাপ দিবে। তো যার কারণে আসলে হচ্ছে যে আমার ওখানে আমি কিন্তু আমার অ্যাকচুয়াল যে হ্যাঁ, exactly, আমার কিন্তু হচ্ছে আমাকে
জি। আচ্ছা। উম। বাহ! হুম। হ্যাঁ, হ্যাঁ। কিসের ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর কিসের একজন টুরিজম এর লোক? হ্যাঁ। কি বলছে সমাজে? আমাদের সামাজিক প্রেশার অন্য রকম।
হুম। আমাকে হচ্ছে ঐখানেই যাইতে হইছে আরকি। আর তাছাড়া আসলে হচ্ছে যে এরকম situation তো মাঝে, মাঝে চলে আসে যে অনেক বেশি প্রেশার দে দিতেছে সবাই মিলে। যেমন ধরেন যে কোনো একটা অনুষ্ঠান টান আমার ভাল লাগে না। আমার হচ্ছে gathering পছন্দ না। তো দেখা যায় যে কোন family অনুষ্ঠান হোক বা হচ্ছে ধরেন যে কারো বিয়ে-টিয়ে বা এই ধরনের অনেক ধরনের অনুষ্ঠান থাকে না? সেগুলোর মধ্যে হচ্ছে চাপ-টাপ দেয় যে, "যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে।" আমার এসব ভাল লাগে না। তো এখন কি করব? অনেক সময় হচ্ছে অভিনয় করি যে, "ভাল লাগতেছে না, এই কাজ, সেই কাজ।" আবার অনেক সময় যাওয়া লাগে। বা খুবই বিরক্ত লাগে আরকি। তারপরেও তো করতে হয়।
বুঝতে পেরেছি। হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম, হুম, হুম। জি। যেতেই হবে। হ্যাঁ। না ওনারা তো হয়তো আসলে আপনাকে, আপনার ভালো মনেই চান যে আ আপনি যাবেন, আ আপনি পরিবারের একটা বড় অংশ, সেই হিসাবেই উনারা চাচ্ছেন। আর আপনার হয়তো ভালো লাগছে না। সো, হ্যাঁ একটা মধ্যপন্থা বের করে নিতে হচ্ছে আরকি অনেক ক্ষেত্রেই। কখনো আপনি sacrifice করছেন, কখনো ওনারা।
হুম, হুম।
ভালোই।
হ্যাঁ, হ্যাঁ, এটাই আসলে হচ্ছে একটা মানে এটা আসলে আ একটা mutual understanding এর মতো আরকি বলা যায়। কারণ আ সবসময় ওরাও যে হচ্ছে যে, ওদেরও হয়তো বুঝা উচিত, কারণ তাদেরও তো পরিবারের লোকজনই আমি। আমার পরিবারের লোকজনও অনেক সময় মানে, সবসময় যে এরকম করে এমনও না। আ অনেক সময় যে ধরেন যে আমাকে সাপোর্টও করে যেমন ধরেন যে, আমার ভার্সিটির শুরুর দিকে হচ্ছে পরীক্ষা মানে, আমার রেজাল্ট খুব একটা ভালো হয় নাই, শুরুতে, তো এটা যখন আমি তাদের সাথে শেয়ার করলাম তখন তারাই হয়ত তারাই আমাকে protect করছে যে, "হইতে পারে যে শুরু থেকে আসছ, শুরুতে আসছ, সে জন্য হচ্ছে আসলে সেভাবে ভালো হইতেছে না, যার কারণে আসলে হচ্ছে না আরকি।"
হ্যাঁ, হয়ে যায় আস্তে, আস্তে মিল হয়ে যায়। জি। হুম, হুম। হুম। না এই সাপোর্টটাও কিন্তু অনেক আসলে। মানে পরিবার যখন এইসব অ্যা মানে আপনার যখন, আপনি নিজে যখন মন খারাপ হয়ে যাচ্ছে, তখন যদি পরিবার আপনার পাশে থাকে, সেটা কিন্তু একটা বিশাল সাপোর্ট হয়ে যায়, যে কারোর জন্যই।
হ্যাঁ, এটা তো অবশ্যই।
জি। অ্যা এই এই যে পরিবারের চাপটা তাহলে আপনার কি মনে হয় আপনি মোটামুটি পরিবার বা সমাজের চাপ, প্রত্যাশা এগুলো খুব সুন্দর করে ব্যবহা উম ম্যানেজ করে নিতে পারছেন? আপনি কি নিজের উপরে খুশি?
আ আসলে দেখেন expectation এর আসলে শেষ নাই। আপনি আপনার নিজেকে নিয়ে খুশি কিনা এটা হচ্ছে এটাই তো আপনি বলতে পারবেন না যে আপনি নিজেকে নিয়ে খুশি নাকি? আপনার নিজের প্রতি নিজের expectation ই কিন্তু কখনো শেষ হবে না। আর সেদিক থেকে যে হচ্ছে আপনার পরিবারেও তো আপনার প্রতি আরো বেশি expectation থাকতে পারে, ওকে? তো সেই থেকে আসলে মনে হয় যে আমার যে আ expectation আসলে হচ্ছে যেটা ম্যাচ করা খুব একটা সহজ না। যে আপনি বললাম আর আসলে আমি expectation ম্যাচ করে ফেললাম এরকম না। আমি আমার নিজেকে নিয়ে অনেক সময় হ্যাপি না। আমি আসলে আর আমার পরিবারকে নিয়ে কিভাবে হ্যাপি থাকবো? এটা হচ্ছে একটা মানে বলা যায় এটা সম্ভব না বলাই যায়।
<chuckles> সেইজন্যই জিজ্ঞাসা করছি। জি। হুম। আসলেই। হুম, হুম, হুম, হুম। জি। <chuckles> বুঝতে পেরেছি। না তারপরেও ও আপনি আপনার নিজের চেষ্টাটা করে যাচ্ছেন। এটাও এ এবং খুব ভালোভাবেই করছেন। যদি সত্যি কথা বলি। মানে খুব সুন্দর করেই আপনি উম উদ উদাহরণ দিয়েই বললেন তো আমাকে। মানে উম ব্যা ব্যাপারটা ভালোই, মজার আছে। অ্যা আচ্ছা ঘরোয়া সম্পর্কের মধ্যে অনেক সময় যেটা হয় না? আপনাদের যেটা বললাম পরিবার, পরিবারের বাইরে আমাদের উম মানে এক্সট্রা পরিবার বলতে সমাজ যেইটা বলি আমরা। যে হয়তো পারি পাড়া-প্রতিবেশী অনেক সময় চাচা, কাজিন এরকম অনেকেই তো উম ব পরিবারের সম্পর্কের বাইরেও আছেন। মানে একদম নিকট আত্মীয়র বাইর নিকট পরিবারের বাইরেও। উনারা তো অনেক সময় কিছু ধরনের চাপ ক্রিয়েট করেন। কিছু প্রত্যাশা বলেন বা উম হয়তো কোন স সামাজিক কারণেই নিজেরা একজন আ অনেক সময় অনেক উপদেশ দিয়ে থাকেন। হয়তো সহার সরাসরি আপনাকে দিচ্ছেন না হয়তো আপনার মা-বাবা ও কে দিচ্ছেন।
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ আছে তো অবশ্যই। হুম, হুম।
কেউ যদি এরকম একটু আপনার যেটা মনে হয় হয়তো হয়তো মতে মনে হতে পারে যে উনি কেন এই ব্যাপারে কথা বলছেন? একটু সীমানার বাইরেই হয়তো বাউন্ডারির বাইরে। এরকম হয় এ না?
আ এইরকম তো আসলে মানুষের চা ইচ্ছাই আসলে মানুষই দেখবে। মানে মানুষের একটা টেনডেন্সি থাকে। নিজের চরকার তেল না দিয়া আসলে অন্যের চরকায় তেল দিতে। এটা কিন্তু তাদের খুব একটা ফেভারেট কাজ, ঠিক আছে? তো এরকম যে হচ্ছে যে আমার সাথে ঘটে না আসলে এট তেমনও না। ও আমার সাথে এরকম অনেক ঘটনাই ঘটে। তো সেক্ষেত্রে আসলে আমি যেটা করি
জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। exactly আচ্ছা। কি ধরনের হয়? এরকম ১ টা ২ টা এ উদাহরণ দিবেন কি? যেমন কি হয়েছিল? আর আপনি কি করেছেন?
আ এটা হয়েছিল কী এই যেমন ধরেন যে আ আমি এক দাড়ান একটু চিন্তা করি উম আমার হচ্ছে ঐযে একবার টিউশন করানো নিয়ে। ঠিক আছে? এটা একটা ঝামেলা করছিল। তো আমি আসলে হচ্ছে টিউশন করাতে চাইতাম না। আমার জিনিসটা হচ্ছে ভালো লাগে না। প্রথমত আমার টিউশন করাইতে ভালো লাগে না এর কারণ অনেকগুলাই আছে। মেইন কারণ যেটা হচ্ছে যে আ আমার হচ্ছে যে আসলে ভাল লাগে না বিরক্ত লাগে ঠিক বলা যায় এটা অনেক বড় একটা রেসপনসিবিলিটি। আসলে আপনি যখন একটা স্টুডেন্ট কে পড়াবেন, এটা হচ্ছে আপনার অনেক বড় একটা রেসপনসিবিলিটি। যে ওর যিস যি মানে student life টাই কিন্তু পুরা আপনার হাতে চলে আসছে। তো এজন্য আসলে হচ্ছে আমি এমন না যে হচ্ছে পারি না। আমার আসলে জাস্ট মানে মনে হইত যে এটা খুব একটা ভালো লাগে না হ্যাঁ, হ্যাঁ।
হু, হু। আচ্ছা, হ্যাঁ <chuckles> আচ্ছা। হু, হু, হু। আচ্ছা। <chuckles> হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, হুম। আসলেই। না ভালো লাগে না আরকি বুঝতে পেরেছি ভালো লাগে না অনেকের তো আছে একেক জনের একেকটা জিনিস ভালো লাগে এটা হতেই পারে। এটা খুবই স্বাভাবিক। মানে, জি, জি।
Exactly, exactly আমার এইটা খুব একটা ভালো লাগে না। তো তখন আসলে আমার ঐযে প্রতিবেশী বা হচ্ছে আত্বীয়স্বজন বলতেছে, "এত ভালো জায়গায় পড়ে টিউশন না করাইলে কেমনে খাবে?" বা হচ্ছে টিউশন করানো উচিত। মানে এইটা মনে করছি এইটা আমার একটা বাধ্য আরকি আমি টিউশন করতে। তো এই জিনিসটা আমার পছন্দ হয় না। আমি ধরেন যে টিউশনের বদলে কী করি? আমি একটু ধরেন যে আমি একটু ওয়েব ডেভেলপমেন্ট একটা কোম্পানিতে চাকরি করতেছি এটা আমার ভালো লাগতেছে। কারণ এখানে আসলে flexibility আছে flexibility র যে বিষয়টা। যে, "আমি আজকে কাজ করতে পারতেছি না আমি কালকে করব। আমি কালকে করতে পারছি না আমি পরশুদিন করবো।" কিন্তু একটা স্টুডেন্ট এর সাথে কিন্তু আপনি এরকম করতে পারবেন না তার হচ্ছে একটা রুটিন আছে। আপনার তার যখন পরীক্ষা চলে আসবে আপনার যেতেই হবে। ঠিক আছে? এটা একটা বড় দায়িত্ব। তো টাকার হিসাবে যদি হচ্ছে আমি করি যে আমার তো এমন তো না যে passionist টিচারিস্ট টিচিং। তো আমি কেন হচ্ছে এই প্যারাটা নিবো? তো যার কারণে আসলে হচ্ছে যে আমি আ আমার ওই যে আত্বীয়স্বজন যারা বা পড়ি পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে হচ্ছে আমি বলছি directly যে, "আসলে আমার পক্ষে এগুলা করানো সম্ভব না। আমার এই জিনিসটা ভালো লাগে না।" এটা হচ্ছে আরকি।
<chuckles> জি। হুম। সেটাই। জি। না ও আসলেই। বুঝতে পেরেছি। না, ভালোই। আপনি সুন্দর করেই মা বা করেছেন। আ আগে তো আসলে নিজের আ আ আপনজন একদম মা মা-বাবাদেরকে ম্যানেজ করাটা বেশি জরুরি। তারপরে হয়তো এইযে বাইরের <scoffs> আপনি বললেন না, "নিজের চরকায় তেল না দিয়ে, আরেকজনের চরকায় তাল দেওয়া।" আ হো ওইটাই ওইটা আসলে পরের স্টেজ। আ তো সুন্দর। আ <clears throat> এখন কেউ যদি এই ধরনের পরিবার বা, সামাজিক চাপের মাঝেও এ অনেকে তো আসে না যে এত কিছু উম ম্যানেজ করতে, করতে অনেক এ নিজের দিকে আর তাকানোর সময়ই পায় না। ওদের ব্যাপারে আপনার কি মনে হয়? আ আপনি তো মোটামুটি ভালোভাবেই ম্যানেজ করে নিয়েছেন বা, আপনার পরিবারও অনেক understanding.
হু, হু। <scoffs> হু, হু, হুম। হুম, এখানে আসলে নিজের দিকে তাকানোর সময় পায় না। এটা তো অবশ্যই, মানে তাকানোর আসলে অনেক বড় একটা রেসপনসিবিলিটি। আপনি যখন হচ্ছে স্পেশালি হচ্ছে আমাদের দেশে আমাদের দেশে কিন্তু আসলে পরিবারের উপর আমাদের দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে। আপনি যদি হচ্ছে ধরেন যে, ভালো অন্যান্য country তে যান, সেখানে দেখবেন যে আসলে তারা ১৫- ১৬ বছর থেকেই আসলে ফ্যামিলি থেকে আলাদা থাকা শুরু করে দেয়। ঠিক আছে? তখন বাবা-মা একরকম বা, ছেলে-মেয়ে আরেকরকম। এই তাদের তাদের নিজেদের মতো করে চলাফেরা করে। কিন্তু আমাদের যে ইন্ডিয়ান subcontinent এ বলা যায় বা, আসলে হচ্ছে যে এদিকে যে আমাদের যে মানুষজন, তারা কিন্তু আসলে পরিবারকেন্দ্রিক সমাজ ব্যবস্থা আমাদের এখানে। প্রত্যেকেরই পরিবার নিয়া আছে। তো এই নিয়ে হচ্ছে কিন্তু একবার দেখবেন যে ঐশ্বরিয়া রায়কে হচ্ছে একবার প্রশ্ন <scoffs> করছিলো একটা ইন্টারভিউতে যে, "এইযে আপনারা এই জিনিসটা মানে কিভাবে, কেমন ভাবেন মানে ভাবেন যে আসলে?" এক ওদের ইন্টারভিউয়ার, ইন্টারভিউয়ার প্রশ্ন করছিল যে, "কিভাবে ভাবেন?" তো ও বলে যে, "আমরা এটা খুব এঞ্জয় করি আরকি যে, আমাদের যে পরিবার সম্পর্কে।" তো এটা আমিও এঞ্জয় করি যে, আসলে দায়িত্ব আছে আমার উপর। পরিবার আমাকে ছোটবেলায় যথেষ্ট হেল্প করছে। আমার ঝামেলা ঝামেলায় আসলে আমি তো পরিবারকে আগে এ পাই। আবার religious একটা ফ্যাক্টর এখানে কাজ করে অবশ্যই। যে একটা আমাদের ধর্মেগ্রন্থেও তো আছে যে, প্রত্যেক ধর্মে মোটামুটি আছে যে পরিবারের সাথে হচ্ছে ভালো সম্পর্ক রাখা বা, তাদের খেয়াল যত্ন রাখা। ওই দিক থেকে আসলে আমি এটা খারাপ কিছু মনে করি না আসলে রেসপনসি
জ্বী। হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী। হুম। আচ্ছা। আচ্ছা, এটা আমি দেখিনি অবশ্য। <scoffs> আচ্ছা, তারপর? জ্বী। হুম, হুম। জ্বী। হুম। আসলেই, আসলেই। না, না। জিনিসটা আসলে খুবই ভালো এবং আপনি খুব সুন্দরভাবে মে ম্যানেজও করতে পারছেন, যেটাও আসলে প্রশংসনীয়। কিন্তু অনেকে না আছে যারা নিজেরা ম্যানেজ করতে পারে না। এইযে পরিবারকে বুঝাতে হবে, আর কেউ হয়তো বন্ধুর সাহায্য নেয়, কেউ অন্য কোনো counselling খুঁজে বেড়ায়। এ এই ধরনের লোক যারা আছে, যারা নিজেরা ম্যানেজ করতে পারছে না নিজের পরিবারকে, তাদা তারা আসলে কি করা উচিত বলে আপনার মনে হয়?
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আ তারা আসলে হচ্ছে যে আমার কাছে মনে হয় তাদের এখনো সেইরকম ভাবে situation আসলে এটা আসলে পরিবারের দোষ বলা যায়। মানে তারা হয়তো তাদের সন্তানকে খুব বেশি আরাম আয়েশে বড় করছে। যার কারণে আসলে responsibility জিনিসটা কি, এটা তারা কখনো feel করতে পারে নাই, ঠিক আছে? তা আমার ক্ষেত্রে মনে হয়েছে আসলে, এটা আসলে সবারই দায়িত্ব যে, কিভাবে একটা একটা মানুষ তো হচ্ছে দুনিয়াতে বেঁচে থাকতে হলে তো তার তো অবশ্যই অনেক মানে responsible হতে হবে অবশ্যই, ঠিক আছে? তো এই দায়িত্বটা আসলে পরিবারকে শিখাইতে হবে। হ্যাঁ একা চলতে পারে না। পরিবারকে শিখাইতে হবে, তো আসলে যারা পারতেছে না তাদের উচিত আসলে আরো এটা নিয়ে শিখা বা হচ্ছে কিভাবে কাজগুলো আরো ভালোভাবে করা যায়? কিভাবে পরিবারের দায়িত্ব নেয়া যায়? কোন কিছুর দায়িত্ব নেওয়া যায়? সের জিনিসটা আসলে শিখতে হবে। নাহলে তো তাকে ধরেন যে কদিন যদি বিয়ে করে, তার ও তো নিজের একটা family হবে। তারা তখন কিভাবে তার উপর rely করবে? আরকি?
<scoffs> জি। হুম। জি, জি। সেটাই আর একা তো বেঁচে থাকতে পারবেন হুম। হুম, হুম, হুম। <chuckles> সেটাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। So, ঠেকে শেখাটাই আপনার মনে হয় যে আসলে এ সঠিক পদ্ধতি যে উম উম ভাই একটু ধাক্কা খেলে নিজেই শিখে যায়। অ এটা হয় অনেক ক্ষেত্রেই কিন্তু তাই হয়। আমরা দেখি। আম একটা জিনিস পারছে ,পারছে না তারপর নিজে, নিজেই শিখে যাচ্ছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ এই যে পরিবার জি, জি। উম Sorry আপনি বলছিলেন?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে আরকি মানে হুম, হুম। অ্যা বলতেছিলাম যে আসলে হচ্ছে যে এটা আসলে ছোটবেলা থেকে শিখাইলেই মনে হয় ভালো হয় আরকি। তাহলে একটা responsibility একটা যে sense টা চলে আসবে।
হ্যাঁ, হ্যাঁ সেটাই। সেটাই। এটা আসলে খুব জরুরি এই যে দায়িত্বের একটা উম উম আ সচেতনতা, এটা খুবই জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ এই যে পরিবার আর সমাজের উম চাপ আ বিষয়ক একটা খুবই প্রাসঙ্গিক topic এ খুবই ইনটার মানে boring করেন নাই। পুরা ঐ জিনিসটা খুব interesting way তে আপনি কিন্তু নিজের example দিয়ে খুব সুন্দর, সুন্দর মজা করে, করে আমাকে বুঝিয়ে বললেন যে আসলে কি ধরনের পদ্ধতি আমরা নিতে পারি? কি করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
<chuckles> উম-হুম। হ্যাঁ, হ্যাঁ আপনার সাথে কথা বলে আসলেই ভালো লাগলো। আমি আসলে <scoffs> এরক এই বিষয়ে হচ্ছে কথা বলতে পেরে আমিও খুব অ্যা ভালো লাগছে আমার। তো আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।
জি।